আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি। কেমন কাটছে দিন?
আ ভালই কাটছে। সুন্দর আবহাওয়া। ঠান্ডা, ঠান্ডা।
ও আচ্ছা, আচ্ছা।
গ্রীষ্মকালে, এহ গ্রীষ্মকালে এই আবহাওয়ায় দিন অনেক ভালোই কাটে। আপনার কেমন কাটছে?
আচ্ছা, আচ্ছা। একই রকম বলতে গেলে। যদিও একটু পরে কর্মব্যস্ত হব অফিসে যেতে হবে, এটা ভাবলেই খারাপ লাগে। এছাড়া বাকি সব ঠিক আছে।
<laughs>

সবকিছুই।
আচ্ছা, হ্যাঁ।
দেখা যায় একটা সময় গিয়ে আমার নিজেরই মনে হতো যে আমার আসলে দুনিয়ায় কিছু নেই বা কেউ নেই। এ বাসা থেকে বের হইলে কারো সাথে দেখা হয় না, বের হইতে ইচ্ছা করে না, বন্ধু-বান্ধব কমে গেছে। তো এইসবের কারণে নিজের কাছেই মনে হতো যে আমি মনে হয় একা। পরে এটা অনেক কষ্টে চেঞ্জ করছি। এ মানুষের সাথে মিশছি যত কাজ থাক যাই থাক একটা নির্দিষ্ট সময় বের করে বাইরে গেছি, আড্ডা দিছি। এখন হয়তোবা একটু ভালো লাগে আরকি।
আ <giggles> হ্যাঁ, হ্যাঁ। আসলে এটাই, এটাই। যে শুধু আমরা মনে করি যখন আমাদের মন খারাপ থাকে দেখবেন কারো সাথে কথা না বলে চুপচুপ করে ফোন নিয়ে বসে থাকি। বাট এটা কিন্তু তখন আমাদের হয়তোবা একটু হ্যাপি লাগে রিলস দেখলে বা মজার কিছু দেখলে। কিন্তু আসলেই কিন্তু আমরা নিজেদেরকে একা করে ফেলছি। যদি আমরা ঐটাকে একটু সাইডে রেখে কাজকর্মের বাইরে যে ফ্রি সময়টুকু থাকে আমাদের সেই সময়টা আমরা বাইরের মানুষের সাথে একটু কথা বলি। যেমন বাসায় যারা মুরুব্বি আছেন তাদের সাথে একটু কথা বলি, একটু সময় দেই। তাহলে কিন্তু তাদের একাকিত্বটাও কেটে যায়। আমাদেরও মনে হয় যে আমাদের একাকিত্বটাও আ অনেকটা কমে যাবে। কারণ মানুষ তো সামাজিক জীব।
হ্যাঁ, হ্যাঁ। এইটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। আমাদেরও হ্যাঁ। আর পরিবারের সাথে বন্ডিংটাও কিন্তু ও ভালো হয়।
হ্যাঁ, অনেক ভালো হয়। আর মানুষ তো সামাজিক জীব আসলে অসামাজিক হয়ে বেঁচে থাকতে মানুষ পারে না। যতই প্রযুক্তি আমাদের অনেক নতুন বন্ধু দিক আ বৈদ্যুতিক বন্ধু যেটাকে আমি বলি অ্যাকচুয়ালি। যাদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে বৈদ্যুতিক বন্ধু।
হ্যাঁ কারণ আ
দারুণ বলছেন তো।

আসলেই <giggles> কিন্তু আসলেই আপনি দেখেন আ কিছুদিন যদি আমি জানি না আমার মাঝখানে আমার এক ফোন নষ্ট হয়ে গেলে আমি কিছুদিন বাটন ফোনে সুইচ করি। তো মোটামুটি পড়াশোনা সহ যেসব কাজ ছিল সেগুলো ল্যাপটপে, ল্যাপটপ এ তো বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না। যতক্ষণ কাজ ততক্ষণ ল্যাপটপে। বাকি সময় কিন্তু আমি ঐ যে বাটন ফোনে জাস্ট কমিউনিকেশন এর জন্য। বাকি সময়টা কিন্তু আমি আমার নিজের যে জেনারেল লাইফ সেটা মিট করেছি। এবং আমার কাছে খুব বেশি তফাৎ কিছু মনে হয়নি। তফাৎ কতটুকু যে ফ্রি টাইম এ রিলস দেখে একটু হাসাহাসি করতাম। এখন হয়তো বা একটা গল্পের বই পড়ছি বা ফ্রেন্ড এর সাথে আড্ডা দিচ্ছি। এতটুকুই তফাৎ। তাছাড়া কোন তফাৎ কিন্তু নাই। কিন্তু আসলে ঐটাও আমি বেশিদিন ধরে রাখতে পারি না। আমার মনে হইছে যে ওই যে আপনি যেটা বললেন কোম্পানি গুলো আসলে এমনভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করছে যে এটা ছাড়া আমার তো এটা ছাড়া চলবেই না। যার কারণে আবার সুইচ করে এখানে আসা। কিন্তু
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ভুলভাবে উপস্থাপন করে। আমি এর একটা সহজ সলিউশন বের করে ফেলি। আচ্ছা আপনি বলুন তারপর আমি বলছি।
জি, জি, জি। বলেন সলিউশন টাই তো আসলে বেশি দরকার। <chuckles>
আচ্ছা আমার সলিউশন হচ্ছে আমি এখন ২ টা ফোন ব্যবহার করি। আ যার ১ টা ফিচার ফোন শুধু বাটন এ কথা বলার জন্যে বা আমি বাসার নিচে যাবো, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতে যাবো। জাস্ট পকেটে ওই ফোনটা নিয়ে চলে যাই। যখন আমি জানি যে আমাকে কাজ করতে হচ্ছে না এই মুহূর্তে আমি তখন এন্ড্রয়েড বা বড় ফোন যা বলেন এগুলাকে আমি আসলে স্কিপ করি।
আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ যে যতটা দূরে রাখা সম্ভব। এতে আড্ডাতেও মন বসে আর ভালো লাগে।
বাহ! এইটা অনেক ভালো সম হ্যাঁ এইটা আসলেই কিন্তু এটা অনেক ভালো একটা সমাধান হতে পারে যেহেতু স্মার্টফোন ছাড়া এখন আর পসিবল ই না আ লাইফ লিড করা।
হ্যাঁ, হ্যাঁ।
আ এটা
এটা ঠিক কারণ স্মার্টফোন রাখতেই হয়। রাখতে হয় না এমন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমি আড্ডা দিচ্ছি বা হয়তো বাসায় নিজের মতো সময় কাটাচ্ছি আমার ফোনটা ঐ দূরে রাখা থাকে যে কখনো প্রয়োজন হইলে ব্যবহার করি।
হ্যাঁ।